আচ্ছা, আপনি যখন নতুন কিছু আসলে শিখতে চান, মানে যখন আসলে শেখাটা শুরু করেন, সেটা আসলে কিভাবে করেন? সেটা একটু বলবেন?
জ্বি, অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, আমি আসলে নতুন অনেক কিছু শেখা হয়। মাঝেমধ্যেই শিখতে আ শিখতে বেশ ভালোই লাগে আমার। আ আগে এ জিনিসটাকে ভাবি যে, আসলে আ যে, উদ্দেশ্যটা আমার আগে আ ঠিক করি যে, নতুন কিছু যে, শিখব, এটা দিয়ে আমার কি হবে? মানে কেরিয়ার হবে বা, হবি হবে। বা, দেখা যাচ্ছে শিখে এখন
আচ্ছা। মানে এইটা শিখতে আসলে আপনার লক্ষ্যটা কি? আপনি আসলে সেটা আসলে ১ম এ যাচাই করেন, তাই তো?
জ্বি, একদম। হ্যাঁ, যে, আসলে এখন সমস্যা মানে সমাধান করতে পারবো কিনা এটা শিখে? বা, দেখা যাচ্ছে মানে এমনি শিখতেছি বা, সবাই শিখতেছে বা, আমিও শিখতেছি। মানে এরকম একটা না করে, আগে আ স্পষ্ট একটা ধারণা করি।
মানে এইটা থেকে আপনি কার্যকর কোন বিষয় পাচ্ছেন কিনা? এরকম একটা বিষয় হচ্ছে আপনি আসলে বলতে চাইছেন। তো আসলে আপনাকে এখান থেকে একটা জিনিস আসলে বলতে চাইছি। আচ্ছা, আপনি কি আপনার নতুন কোন কিছু যেটা আসলে আপনি কখনোই জানতেন না, এরকম কোন কিছু শিখতে গিয়েছেন কিনা? মানে যেটা শিখা শুরু করেছেন এবং ওই ধাপটা যদি আসলে বলতেন।
জ্বি, অবশ্যই। জ্বি, একদম। জ্বি, অবশ্যই। আচ্ছা, হ্যাঁ। আ আমি হচ্ছে আ নতুন কিছু শিখতেছি বলতে অনলাইন থেকে অনেক কিছু শেখা হয়। আ নতুন একটা দেখা যাচ্ছে শিখতেছি হচ্ছে হলো যে, python এর আপনারা হচ্ছে একটা কোর্স নিয়েছি। যে, নতু এভাবে শিখতেছি আসলে। যে, কিভাবে কাজ করে python দিয়ে। এখন দেখতেছি সবই automation এর দিকে চলে যাচ্ছে। তো সেখান থেকে এইখানে একটা ভালো দিক আসতে পারে। তো এইটা একটা আমি লক্ষ্য করেছি। তো এইটা শিখার উপরে একটু জোর দিয়েছি। মানে এখন থেকে শুরু করবো বা, দু আ মানে শুরু করেছি অলরেডি ২, ১ সপ্তাহ হয়েছে। মানে নতুন, নতুন করে শিখতেছি। এমন একটা অবস্থা।
আচ্ছা। ও, আচ্ছা। উম বুঝতে পেরেছি। তো এইযে আপনি আসলে আ বললেন যে, coding এর এ ল্যাঙ্গুয়েজ বা, ভাষা যেটা হচ্ছে আপনি এ python শেখার চেষ্টা করছেন এবং python কেন শিখতেছেন? সেটা আসলে আপনি বললেন। তো এইটা যে, শুহু শুরু যে, ১ম ধাপটা আসলে বললেন যে, অনলাইন কোর্স আপনি কিনেছেন। তো সেটাকে আসলে কিভাবে আপনি মেনে চলেন? বা ঐখানে কি আসলে আপনার আ লাইভ করে ক্লাস করতে হয়? নাকি আসলে রেকর্ডের ক্লাসগুলো আপনি দেখে থাকেন? নাকি আসলে কিভাবে আসলে আ আপনি এম বলা যায় যে, এক্সারসাইজটা করেন? বা প্র্যাকটিসটা করেন?
জ্বি, একদম। একদম। বুঝতে পেরেছি। একদম। আচ্ছা। আ এইখানে আমি হচ্ছে কোন কোর্স কিনি, নি। আমি হচ্ছে YouTube থেকে অনেক ফ্রী, ফ্রী কোর্স আছে। সেগুলো থেকেই আপাতত শিখতেছি। এ কারণ হচ্ছে যে, আ আপাতত নতুন তো ১ম অবস্থায়, যে, আসলে এখনই যদি কোর্সটা কিনি, দেখা যাচ্ছে আমি শিখতে পারবো কিনা আদৌ? আ সেটা একটা বিষয় রয়েছে। আমার কোর্সটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য দেখা যাচ্ছে আমি হচ্ছে YouTube থেকে শিখতেছি। সেখানে দেখা যাচ্ছে তারা আগে থেকে একটা ভিডিও করে রেখেছে। আ সেটা দেখে, দেখে আ প্র্যাকটিস করা শুরু করতেছি নিজে থেকেই। আ দেখা যাচ্ছে দিনে যতটুকু সময় পাই আব আ ১৫ মিনিট, ২০ মিনিট, ১ ঘন্টা। যতটুকু আমি সময় পাই, ততটুকু এটার উপরে সময় দেওয়ার চেষ্টা করতেছি। আ যত সময় দেব, তত হয়তোবা শিখতে পারবো। তো এইভাবে শেখাটা শুরু হচ্ছে আমার।
হ্যাঁ, এইটা তো এখন আছেই। উহুম। বুঝতে পেরেছি। আচ্ছা। তো এইখানে না, আমি একটা জিনিস আসলে আপনার কাছ থেকে তাহলে জানতে ইচ্ছে হচ্ছে যে, আপনি যে বললেন, আপনি এভাবে চেষ্টা করছেন। এবং আপনার ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যদি আসলে আপনাকে ঠিক বুঝে থাকি। যে আপনি কিন্তু আসলে কোন কিছু শেখার আগে মানে কোন আ বলা যায় যে, ওইখানে কোনো অর্থ দেওয়ার আগে আসলে তার আগে আপনি ঐ জিনিসটা শিখতে পারবেন কিনা, সেটা নিয়ে আসলে আপনি আত্মবিশ্বাসটা আগে নেওয়ার চেষ্টা করেন। আ YouTube বা, বিভিন্ন প্ল্যাটফর্ম যেখানে আসলে ফ্রি কোর্সগুলো থাকে। বা, ফ্রি যেই তথ্যগুলো থাকে, সেগুলো রিসোর্সগুলো দিয়ে আসলে আপনি শেখার চেষ্টা করেন। ছ আপনার পদ্ধতিটা কিন্তু বেশ দারুণ লাগছে। তো এইযে আ বিষয়টা আপনি বললেন, এইটা ঠিক করার যে বললেন, এরপরে যে বললেন আপনের বন্ধু যারা আছে, তো তাদের সাথে আসলে কীভাবে সমন্বয় করেন। যে মানে কিভাবে আসলে আপনারা ছোট, ছোট কাজগুলো সো যেমন বললেন আপনি যে ১, ১/২ ঘন্টা করেন। ঐটা আসলে কীভাবে সাজান?
জ্বি, অবশ্যই। জ্বি, একদম। শিখতে পারবেন। হ্যাঁ, একদম। জ্বি, অবশ্যই। জ্বি, একদম। বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম। আচ্ছা। আ এটা একটু অ কষ্ট। কারণ হচ্ছে যে, অনলাইন থেকে শিখতে গেলে একটু আ মানে মনোযোগ ধরে রাখার কষ্ট যে এটা যদি হাতে-কলমে কেউ শিখাইত, সেটা বেশ ভালো হয়। কিন্তু দেখা যাচ্ছে যে, এ যে অনেকে শিখাইতে চায়, অনেকে শিখাইতে চায় না। এরকম একটা অবস্থা আমাদের এলাকায়। তো সেক্ষেত্রে দেখা গেছে অনলাইনটা একটু বেছে বেশ নেওয়া হয়, যেন নতুন কিছু শেখার জন্য, অনলাইন থেকে শিখতে হয়। তো এটার ভিডিওগুলো দেখা একটু কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করি যে আসলে এমন সময় শেখার চেষ্টা করি যে, দেখা যাচ্ছে সে সময় আ দেখার কেউ থাকে না। মানে রাতের বেলা একটা টাইপে যে বাইরে গিয়েও কোন কাজ থাকবে না। বা, কেউ আমাকে ডাকবে না। এই সময়গুলো একটু চেষ্টা করি শেখানোর জন্য বা, শিখার সময়টাকে দেওয়ার জন্য।
হ্যাঁ, হ্যাঁ। বুঝলাম। মানে আপনি বলতে চাচ্ছেন যে, আপনি এমন একটা সময় শেখার চেষ্টা করেন যেখানে আসলে কেউ আপনাকে আ বলা যায় যে মোটামুটি আপনার ওই সময়টা ফ্রি থাকেন। কেউ আম আপনাকে আসলে আ বিরক্ত করতে পারবে না এবং আপনি আসলে ঐ সময়টা শেখার জন্য একটা বলা যায় যে ঘুমানোর আগে হয়তো যেটা আসলে রাতের কথা বলছেন, ধরে নেওয়া যায় যে আপনি ঘুমানোর আগে আসলে ওই সময়টা করতেন। তো এটাই কি আসলে আপনার কাছে সবচেয়ে কার্যকর লাগে? নাকি আসলে আরো কোন কার্যকর পদ্ধতি আছে যেটা আসলে আপনার শেখার যেই বলা যায় যে ইচ্ছা বা আগ্রহটা ধরে রাখতে সাহায্য করে?
ফ্রি থাকি, হ্যাঁ। ঘুমানোর আগে। হ্যাঁ একদম। বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছি। আ আ ধ আগ্রহ ধরে রাখার এটা তো আমার সাথে শিখার কথা। যদি আগ্রহের কথা বলি যখন আসলে অ্যা বা এজ এমন কোন কাজ পাই আগে থেকেই যে দেখা যাচ্ছে যেগুলো করতে গেলে ওই জিনিসটা লাগে সেটার উপরে আমার একটা বেশি আগ্রহ থাকে। আ অ্যা এমনি ছোট, ছোট একটু কাজ করা হয় যা হচ্ছে ওয়ে ওয়েব ডেভেলপিং নিয়ে। তো সেইক্ষেত্রে এমন কোনো এরকম মাঝে মধ্যে কাজ চলে আসে সেগুলো দেখা যাচ্ছে python ছাড়া হয় না। তো সেইক্ষেত্রে এইটা একটা আগ্রহ বেশি যে এই কাজটা হয়তোবা তখন হচ্ছে ওই কাজগুলো মানুষের দ্বারাই করে নিতে হয়। তো স তখন কি হয় যে একটা আগ্রহ থাকে যে এই কাজটা যদি আমি জানতে পারতাম বা এই কাজটা এখন বেশি আসতেছে। তো এইদিক থেকে একটা আগ্রহ বেশি তৈরি হয় যে না এটা আমার শেখার দরকার, এখানে এটা আমার শিখতে হবে। এইটা একটা আগ্রহ ধরে রাখার জিনিস আমার।
আচ্ছা। হুম বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটা কিন্তু আসলে আপনার কথাটা একদমই যৌক্তিক যে আপনি আসলে কীভাবে চেষ্টা করেন। তো এই যে আপনি শেখার ওই যে বিষয়টা আপনি উম কিন্তু বেশ কিছু বিষয় আসলে অ্যা পরিষ্কারভাবেই বললেন যে আপনি কীভাবে আ বিষয়গুলোকে দেখেন যে ১মে কীভাবে শুরু করেন বা প্রোগ্রামিং এর বিষয়টা কিন্তু আসলে আমি বুঝতে পারছি আপনি কিভাবে শুরু করেছেন। তো এই যে বললেন এইটা কি আসলে কারো থেকে আপনি অনুপ্রাণিত হয়েছেন? মানে যার থেকে আসলে যেহেতু বন্ধুর কথা বললেন, ওইযে অনুপ্রেরণাটা আপনি পেয়েছেন, তার আসলে মানে যেই ধাপগুলো ছিল সেগুলো কি আসলে আপনি বলতে পারবেন? যেগুলো আসলে আপনি এখন আ ফলো করার চেষ্টা করছেন?
জি, অবশ্যই। জি, অবশ্যই। জি, অবশ্যই। জি, অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, একদম। যে, আমি সে ব্যাপারে যদি বলতে চাই, আমার এক বড় ভাই আছে হচ্ছে আ তার কাছ থেকে অনুপ্রেরণাটা হয় যে, আসলে শেখার প্রতি। আ হচ্ছে উনি কি আসলে এমন যে, আসলে কোন কাজকে না বলে না। মানে যেটাই উনার কাছে আসুক না কেন, উনি আ না পারলে ওটাকে শিখে সে জিনিসটা কাজ করার চেষ্টা করে। উনি হচ্ছে অনেক থেকে এ বিষয়ে থাকে। তো উনার কাছে অনেক কাজ আসলে তো উনি হচ্ছে এ মানে পারে প্রায় কম বেশি সব কাজই পারে ব বলা যায়। আ যেকোনো কখনো উনার কাছে না আসে না। তো সেজন্য ঐজন্য থেকে আমার ওনার একটা অনুপ্রেরণা আসে যে, আসলে উনি যেভাবে কাজগুলো করতেছে, সব বিষয়ে কাজ করতেছে, আ সব বিষয়ে জানে, সব বিষয়ে একটা ভালো ধারণা রাখে। তো উনি উনার সময়গুলো কিভাবে কাজ করে? উনি দেখা যাচ্ছে দেখি যে, প্রায় আ রাতের বেলায় একটু প্র্যা প্র্যাকটিস করার চেষ্টা করে বা, আ সময়গুলো যেভাবে দেয়। দেখা যাচ্ছে সকালবেলা একটু আ সময় দিচ্ছে, রাতেও সময় দিচ্ছে বা, দুপুরবেলা একটু সময় দিচ্ছে। এইযে উনি যে, ধাপগুলো মেইনটেইন করে কিভাবে শিখতেছে উনার কাছ থেকে? উনার কাছে থেকে দেখিয়ে, দেখিয়ে আমিও অ এভাবে শিখার চেষ্টা করি।
ওউ, আচ্ছা। বুঝতে পেরেছি। বাহ! বাহ! শুনে আসলে বেশ আ ভালো লাগছে যে, আপনি আসলে কিভাবে চেষ্টা করেন একজনের কাছ থেকে অনুপ্রাণিত হন। তো এইযে শেখার যে, আপনার পদ্ধতিগুলোর কথা বললেন, এইখানে আসলে আপনি আসলে আ কি মনে করেন? যে, মানে এইযে শিখতেছেন, সেটা আসলে কোনভাবে মানে দক্ষতাটা বাড়ছে কিনা? সেটা আসলে তো মাঝেমধ্যে দেখা লাগে। সেক্ষেত্রে আসলে কী ধরনের পদ্ধতি আসলে আপনি ব্যবহার করেন? যে, দেখতেছেন যে, আপনি যে, কাজটুকু যে, অগ্রগতিটা আসলে কীভাবে দেখেন?
জ্বি, অবশ্যই। দক্ষতা। হ্যাঁ। জ্বি, অবশ্যই। আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পেরেছি। আসলে এভাবে কিন্তু হ কি হয়? যে, বেশ আ যখন আমরা শিখি আ যখন দেখতেছি না, "এখন হয়তো কোন কিছু পারবো।" তখন কিন্তু বিভিন্ন যে, প্রজেক্ট গুলো থাকে, ছোট, ছোট প্রজেক্ট যে, গুলো থাকে যে, ভিডিওর মধ্যেই তো তারা হচ্ছে আ শিখায়ে দেয় যে, এই প্রজেক্ট গুলো করতে বলে। আ সেই প্রজেক্টেরও আবার পুরোটা একটা লা ইয়ে থাকে যে, ভিডিও থাকে যে, "এইভাবে, এইভাবে করা যায়।" কিন্তু যখন হয়তোবা অ্যা দেখাচ্ছে অ্যা এক ১ ঘন্টা দেখলাম, ১ ঘন্টার মধ্যে কিন্তু দেখাচ্ছে, শিখতে গেলে প্রায় ২-৩ দিন লেগে যায় বা ১ সপ্তাহা লেগে যায়। ১ ঘন্টা শিখতে গেলে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আ দেখা যাচ্ছে, একটা প্রজেক্ট কিন্তু ঐ ১ ঘন্টার মধ্যে তারা বানিয়ে দেখায়। তো সেক্ষেত্রে আমি কি করি? ঐযে ঐ প্রজেক্টটা আবার বানানোর চেষ্টা করি, নিজে থেকেই একা একাই করে। যে, আমি পারতেছি কিনা? "আমি যে, একটু, যে, ১ ঘন্টার যে, ভিডিও দেখলাম, ২-৩ দিন ধরে, সেটাকে আমার কতটুকু আগাচ্ছে?" তখন ওই জিনিসটাকে আমি নিজে বানানোর চেষ্টা করি। আ তারপর দেখি যে, অনেক জায়গায় আটকায় যাই। আ তারপর হচ্ছে যে, তখন আবার ঐখানে ভিডিওটা দেখি। এইভাবে শিখি আরকি। যখন যেখানে আটকাই, তখন সেখানে ভিডিওগুলা দেখি।
আচ্ছা। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। মানে আচ্ছা, ঠিক আছে। তো এ এই যে, বিষয়টা আপনি এম বেশ পরিষ্কারভাবে বললেন যে, আপনি আসলে কীভাবে আ দেখেন বা নিজের যে, অগ্রগতিটা দেখেন। তবে এরকম কী হয়? যেহেতু আসলে বললেন, আপনি আসলে আ রাতের বেলা বা সন্ধ্যা মানে সব আ কাজকর্ম শু শেষ করার পর, তখন কি আসলে ক্লান্তি আসে না, যখন আসলে আপনি শিখতে যান? তখন আসলে, তখন আসলে আপনি কি করেন বা কিভাবে এই ক্লান্তিটাকে আসলে সরান আপনার বা এটা থেকে আসলে উঠে আসেন?
জি, একদম। কাজ শেষ করে, হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, ক্লান্তি তো অবশ্যই আসে। আ তারপর একটা হচ্ছে যে, মনের ভিতরে একটা এ থাকে যে, আসলে যেটা জিনিসটা শিখতে হবে। মানে মনের যে, একটা উৎসাহ থাকে সেটা কিন্তু ক্লান্তিকে অনেকটা দূর করে দেয় আমার ক্ষেত্রে আমি দেখেছি যে, এ না একটা জিনিস আমাকে শিখতে হবে। এটা আমার হচ্ছে উম মানে কেরিয়ারের মতো বলা যায়। যে, এটা আমার হচ্ছে আ একটা আম আ অর্থ উপার্জনের একটা দিক হবে, এই জিনিসটা যখন ভাবি তখন কিন্তু ওই যে, ক্লান্তি যতই থাকুক না কেন দিন শেষে তখন কিন্তু আর ক্লান্তিটা অনুভব হয় না। তখন যতটুকি পারি চেষ্টা করে যাই যে, না একটু নিজেকে আরেকটু বেশি পরিশ্রম করার জন্য। ক্লান্ত লাগে। আ আজকে একটু দেখাচ্ছে ক্লান্ত লাগতেছে আরো ১০ ১৫ মিনিট ২০ মিনিট করে এক্সট্রা সময় দেই। পরেরদিন আবার এসে দেখাচ্ছে আরো আধা ঘন্টা সময় দিতে পারি। এইভাবে আসলে চেষ্টাটা করি।
ওকে। বুঝতে পেরেছি। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলতে চাচ্ছেন যে, আপনি মোটামুটি চেষ্টা করেন। কখনো নিজেকে আসলে জোর করছেন না। কিন্তু সবসময় মোটিভেশন টা ধরে রাখার চেষ্টা করছেন। তো এই যে, আপনি আসলে ভাষাটা শিখছেন সেই সম্পর্কে কিন্তু মোটামুটি আপনি আ বেশ আ বলা যাচ্ছে ধারণা নিয়েছেন যে, কিভাবে আসলে শিখবেন? কিভাবে আসলে আপনার ধাপগুলো রয়েছে? নতুন কীভাবে আ শুরু করেছেন? সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। আপনি কিন্তু আসলে আ আপনার কথা থেকে বুঝতে পারছি যে, আপনি ১ম থেকে এখন পর্যন্ত আসলে কোথায় কী করবেন? সেটা কিন্তু মোটামুটি আপনি আ বলা যায় যে, প্ল্যান করে ফেলেছেন। তো এই যে, প্ল্যানিংয়ের যে, বিষয়টা সেই ক্ষেত্রে কি আসলে আপনার যে, পর্যাপ্ত যেমন ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সফটওয়্যারের প্রয়োজন হয় বা টুলসের প্রয়োজন হয় সেগুলোর কথা কি একটু বল মানে আসলে কোন ধরনের টুলস আপনি ব্যবহার করছেন? বা কোনগুলোতে আসলে আপনার সুবিধা হচ্ছে বা কীভাবে আসলে আপনি সেগুলো থেকে আসলে মানে শেখার জন্য ফ্রেন্ডলি কিনা? এভাবে আসলে কীভাবে দেখেন?
জি, একদম। জি, অবশ্যই। একদম। জি, অবশ্যই। জি, একদম। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। অ্যা আসলে এ এখানে অনেকগুলো টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে শেখা যায়। যেমন হচ্ছে Pi Charm আছে, আ আবার হচ্ছে যে VS Code এর মধ্যে শেখানো হয়। আ মানে কোডিং যেগুলো গুলা হয় সেগুলো VS Code এর মধ্যে থাকে। তো সেখানে দেখা যাচ্ছে আবার হচ্ছে অনেক সময় লাইভ ভাবে দেখা যায়। তো এই জিনিসগুলো বেশ আ সুবিধা করে যে আসলে আরো অনেকেই রয়েছে নোটপ্যাডেও লেখা কোড লেখা যায় এখন। আ আবার নোটপ্যাডও অনেকগুলো দেখা যাচ্ছে প্রিমিয়াম ভার্সন আছে সেখানে দেখা যাচ্ছে ভালোভাবে অ্যা দেখা যাচ্ছে কোড গুলো লাইন গুলো ভুল হচ্ছে কিনা সেটাও আবার দেখায়। তো এই যে এ বিভিন্ন রকম টুলস গুলো কিন্তু আছে যেগুলো দেখা যাচ্ছে শেখানোর ক্ষেত্রে বা অ্যা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই এই টুলগুলো কিন্তু ব্যবহার করি। এগুলা আপাতত নাম জানতেছি কিন্তু হয়তো দেখা যাচ্ছে আরো অনেক কিছু আছে। অ্যা সেগুলো দেখা যাচ্ছে যখন কাজ করব তখন হয়তোবা জানতে পারব।
হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। মানে আপনি আসলে যখন যেটা দরকার হচ্ছে সে সম্পর্কে আসলে ধারণা নিচ্ছেন এবং আ ঐটা নিয়ে আসলে ব্যবহার করছেন। তো এই যে আপনি আসলে শেখার যেই বিষয়টা রয়েছে সেটা তো অনেক সময় যে বলা যায় যে মানে আপনি যদি সবসময় দেখে শুনেন, মনে না করেন বা চর্চা না করেন সেক্ষেত্রে কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেটার জন্য আসলে কী পদ্ধতি ব্যবহার করেন? যে আপনি আসলে যেটা শিখেছেন সেটা আসলে ভুলে গিয়েছেন কিনা? সেটা আসলে কীভাবে দেখেন?
ধারণা হয়েছে, হ্যাঁ। জি অবশ্যই। জি অবশ্যই। বুঝতে পেরেছি। আসলে আ সেটা কিন্তু প্র্যাকটিস করাই হয়। দেখা যাচ্ছে কি হয়? অ্যা এমন কোন কাজ আছে আ আমি হয়তো দেখা যাচ্ছে আগে করেছি এখন করতিছি না। অ্যা সেগুলো কিন্তু খুব কম হয়। যে সেই সেই রিলেটেড কাজগুলো দেখা যাচ্ছে আর এমন হয়েছে কি যেটা আগে শিখেছি ওই রিলেটেড এখন আর কাজই পাওয়া যায় না, এমনটা হয়। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে হয় যে ও ওটা প্র্যাকটিস করারও লাগে না। কিন্তু যেখানে হয় যে এমনও আছে আবার কোন কাজ আছে যেগুলো হচ্ছে প্রতিনিয়ত করতে হয় বা দেখা যাচ্ছে এমন একটা কাজ সামনে আসবে হয়তোবা। তখন কিন্তু হয় যে প্র্যাকটিস টা চালিয়ে যেতে হয়। যে না এখন যদি না শিখি হয়তো সামনে গিয়ে ভুলে যাব। তো ২-১ দিন প্র্যাকটিস করলে আবার কিন্তু ঐটা চলে আসে। মানে হয়না কি? ওই যে অ যে কেমন একটা যে এমনই হ্যাঁ একদম। জি, আ জি। বুঝতে পেরেছি।
হুম, হুম। ঠিক বলেছেন, জি। মানে ওই যে memory recall এর যে বিষয়টা আছে, এটা আসলে বলতে চাইছেন। তো এইখানে আসলে একটা জিনিস আসলে আপনার আ আমি জানতে চাচ্ছি। এই যে আপনি বললেন যে আপনি কোন আ আগের কোনো স্কিল শিখেছেন যেটা আসলে বর্তমানে আপনার হয়তো কাজে লাগছে না। তবে যদি কখনো লাগেন আপনি হয়তো কিছুক্ষণ রিভাইজ করলেই আসলে আপনার মাথায় চলে আসে। তো এই যে বিষয়টা তো এ আমি আসলে আপনার কাছ থেকে মূলত যে জিনিসটা জানতে চাচ্ছি, এইযে আপনি শিখতেছেন বা বললেন যে এই যে মনে করেন আপনি আ বললেন যে আপনি শিখছেন হচ্ছে উম Python। তো Python তো একটা ধাপে, ধাপে আপনি শিখছেন। ১ম এ যতটুকু শিখেছেন, পরবর্তী ধাপগুলোতে গিয়ে আসলে আগে যেগুলো শিখেছেন সেগুলোর তো দরকার হয়। কিন্তু যদি দেখেন যে মাঝে মধ্যে ভুলে গিয়েছেন বা অনেক সময় কিন্তু আসলে মনে থাকে না। তো এই বিষয়টাকে আসলে আ মানে যাতে আসলে উম বলা যায় যে নখদর্পণে থাকে সেটার জন্য কি আসলে আপনি কাউকে বোঝানোর জন্য বা ক কারো কি সাহায্য নেওয়ার চেষ্টা করেন? যে যাতে আপনাকে এই যে কোথাও আটকে গেলে আসলে আপনাকে সুবিধা দিবে?
জি অবশ্যই। কাজে লাগছে না। হ্যাঁ। জি অবশ্যই। ঠিক ঠিক হ্যাঁ। জি অবশ্যই। জি অবশ্যই। মনে থাকে না হ্যাঁ। জি একদম। বুঝতে পেরেছি। জী, একদম। আসলে আমি একটা জিনিস ফলো করি। আমি হচ্ছে সেটা থেকে যেকোনো কিছু শিকার ক্ষেত্রে যদি আমি পড়ালেখা করি সেক্ষেত্রেও আ দেখা যাচ্ছে একটা জিনিস ফলো করি। যে আসলে হয় নাকি দেখা যাচ্ছে এখন আ ১০ টা লাইন আছে বা একটা প্যারাগ্রাফ আছে। আ সেটা কিন্তু মুখস্থ করতে অনেক সময় লাগে। তো আমি কি করি যে একটা করে লাইন আগে আ ১ম দিকে একটু বেশি করে পুরটাই পড়ার চেষ্টা করি। আ তারপর হচ্ছে কি করি যে এ একটা করে লাইন আ মুখস্থ করার চেষ্টা করি। একটা লাইন মুখস্থ করলাম পরের লাইনটা আবার মুখস্থ করি। তখন পরের লাইনটা মুখস্থ করি তখন কি করি যে আসলে আগের লাইন যেটা থাকে সেটাও পড়ার চেষ্টা করি। যে আগের লাইনটা যেন রিভাইজ হয়ে থাকে। মানে আ যেহেতু ধাপটা আগাই কিন্তু কি করে প্র্যাকটিস করার সময় ১ম দিকে প্র্যাকটিস করি। তো সেক্ষেত্রেও আমি কাজ যখন করা হয় তখন কিন্তু ওই যেরকম করি। যখন নতুন কিছু শিখি তখন আবার ১ম থেকে চেষ্টা করি যে শুরু করার যে ১ম এ যেগুলো করেছি এগুলো থেকে শুরু করে আবার এই পর্যন্ত আসব। তো এইভাবে আমার আসলে দেখা যাচ্ছে জিনিসটা সহজ হয়ে যায় বা শেখাটাও অনেক সহজ হয়ে যায় বা অনেক মনে থাকে যে পিছনে যে জিনিসগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে আমার ক্ষেত্রে।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। একদম। ও আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। চমৎকার ছিল কিন্তু আসলে বিষয়টা এবং আপনি চমৎকারভাবে আসলে বিষয়টাকে মোটামুটি আসলে শিখে গিয়েছেন বা আপনার দিক থেকে আসলে বোঝা যাচ্ছে। তবে একটা বিষয় কি অনেক সময় কিন্তু আসলে এই যে শেখার পথে কিন্তু অনেক ভুল হয় যে ওই ক্ষেত্রে যে বা আপনি সেটাকে আসলে কিভাবে নেন যে সেটা কি আপনার আত্মবিশ্বাসে কোন আ প্রভাব ফেলে কিনা?
জী, একদম। বাধা, হ্যাঁ, একদম। জ্বী, অবশ্যই। হ্যাঁ, এটা কিন্তু হয় যে, আসলে অনলাইন কোর্স শিখার ক্ষেত্রে আমি দেখেছি আমার ক্ষেত্রে বেশিরভাগ হয়েছে যে, আ ভিডিওতে দেখাচ্ছে একরকম। কিন্তু আমি যখন আমার interface এ আসতেসি, তখন কিন্তু আমি জিনিসগুলো খুঁজে পাচ্ছি না। মানে হয় কি? যে, কোর্সগুলো অনেক আগের আ হয়তোবা এক বছর আগের, কিন্তু যখন আমি কাজগুলো করতেসি ১ বছর পরে এসে, তখন কিন্তু এই জিনিসগুলো আপডেট হয়ে গেসে। সে জিনিসগুলো ঠিকমত খুঁজে পাচ্ছি না। তখন কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হয় যে, আসলে এটা কোথায় গেলো, এটা কেন পাচ্ছি না? ভিডিওতে দেখাচ্ছে, তো এখানেই থাকার কথা। এই এই জিনিসগুলো কিন্তু একটু সমস্যা হয়। তখন কিন্তু আবার ওইযে বিভিন্নভাবে বে অনলাইন থেকে সার্চ করে নেওয়া হয় বা, কোনো একটা বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিচ্ছি, আ যে, এইটা কোথায় গেলো? অন জ্বী, একদম।
ও, আচ্ছা। হুম। মানে ওই বিষয়ে যেন যারা আসলে জ্ঞান আছে, তাদের সাথে আসলে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। শুনে আসলে বেশ ভালো লাগছে এবং আপনি যে, আপনার ভুলগুলো দেখার চেষ্টা করেন, এটা আসলে খুবই একটা মহৎ গুণ। মানে শেখার ক্ষেত্রেও আসলে আ শেখার যে, উ গতিটা আছে, সেটা বাড়িয়ে তুলতে কিন্তু এটা বেশ কাজে দেয়। তাই না?
জ্বী, অবশ্যই। খাচ্ছিলাম। হ্যাঁ। জ্বী, অবশ্যই। একদম ঠিক বলছেন।
তো এইখানে আসলে আপনার কাছ থেকে আ সবচেয়ে আ যদি বলতে চাই, আপনার যে, পদ্ধতিটা আছে, সেটা কি আসলে আপনি কাউকে বলবেন কিনা? এভাবে আসলে শেখাটা শুরু করা উচিত।
বুঝতে পেরেছি। আসলে ১ম এ দেখেই আমার মনে হচ্ছে লক্ষ্যটা ঠিক রাখা উচিত। আ যে, আসলে একটা লক্ষ্য নির্ধারণ করা উচিত। যে, আসলে সে এইটা দিয়ে কী করতে চায়? আ আ এখন যদি নতুন করে সে শিখতে চায়, আসলে এটা নিয়ে কি করবে ভবিষ্যতে? কত দূর পর্যন্ত করতে পারবে? এখানে কিন্তু সে একটা নতুন কিছু শিখতে গেলে আমার মনে হয় অনেক সময় দিতে হয়। যে, আদৌ তার কাছে ওই সময়টা আছে কিনা? আ সে আপাতত এখন নতুন ভালো লাগতেসে দেখে শিখতে যাচ্ছে, সেটা হিসাব একটা রয়েছে। যদি তার কাছে সময় থাকে থাকে, সেখানে অনেক সময় দিয়ে ধীরে আস্তে শেখানো উচিত বা, ধীরে, ধীরে শিখা আ ওটা উচিত, আমার মনে হয়।
আচ্ছা। হ্যাঁ। বুঝতে পেরেছি। মানে আপনার শেখার যে, গতিটার কথা আসলে আপনি এতক্ষণ ধরে বললেন যে, বিশেষ করে আপনি ১ম এই যেটা বললেন যে, আপনি python শিখছেন এবং আপনি যখন আসলে নতুন কিছু শিখতে যান, সেক্ষেত্রে আসলে কিভাবে আত্মবিশ্বাসটা আপনি আ বাড়ান, সেই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে এবং আপনি এরপরে চিঠির কথা বললেন যে, আপনি শেখার পথে আসলে ভুল হলে কীভাবে সামলান। পাশাপাশি আসলে নতুন, নতুন আ মানে up to date থাকার যে, বিষয়টা আপনি বারবারই বলছিলেন, সেটাও কিন্তু বেশ চমৎকার ছিল। আপনি বেশ খোলামেলাভাবে আমার সাথে বিষয়গুলো আসলে বললেন। এজন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
জ্বী, অবশ্যই। জ্বী, অবশ্যই। জ্বী, একদম। জ্বী, অবশ্যই। আমিও আপনাকে এইযে বলতে পারলাম আমার আ মন খুলে বলতে পারলাম। এজন্য আ অনেক আ ধন্যবাদ আপনাকেও। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।